ভাই বোন যদি হতো তাহলে হচ্ছে হলো গিয়া দেখা গেছে যে ওরে আমি একটা ধমক দিলাম বা কিছু একটা বললাম। আসলে ভাই বোনের সাথেও ঐরকম হয় যদি ভুল বুঝে।
জি, জি।
তা আপনার ক্ষেত্রে কে মানে কেমন লাগে এইসব বিষয়গুলো?
এই জিনিসগুলো আমাকে আসলে অনেক বেশি কষ্ট দেয়। যখন আমার কাছের কোন বন্ধু এরকম কিছু কাহিনী করে। কারণ আমার ব্যাপারটা কি জানেন? আমি যা বলি সবসময় straight forward বলি। আমি একদম মনের কথা, মুখের কথা আমার সবসময় এক হয়। ইয়ে আমি অনেক extorverted-introverted একটা মানুষ যে আমি খুব মানুষের সাথে মেলামেশা করতে পছন্দ করি। আমি একা থাকতেও পছন্দ করি। তো যেটা হয় যে আমি হয়তো stranger যারা তাদের সাথে আমি খুব মানে friendly behaviour ঠিক আছে কিন্তু তাদেরকে আমি কখনো একদম কাছে আসতে দিই না। আর যারা কাছের বন্ধু বলতে গেলে আমার হাতে গুণা অল্প কয়েকজন। মানে অনেক মানুষ চিনি কিন্তু অনেক মানুষ চিনি কিন্তু এমনি সবাইকে তার title হিসেবে যে এটা classmate, এটা coworker এভাবে neighbour উ হুম, হুম, হুম। তো যেটা হয় যে আমি তখন expect করি যে আমার কাছের মানুষদের থেকে আমি যখন কষ্ট পাই আমি তাদেরকে direct বলে দেই। যে এটা এরকম, এটা এরকম। <tsk> বা আমার কোন কিছু ভালো লাগুক বা খারাপ লাগুক আমি ওটা ওদের মুখের উপর দিয়ে direct বলে দেই যে, "তোমাদের এই ব্যাপারটা আমার ভাল লাগে না বা এই জিনিসটাতে আমরা এরকম ফিল করেছি।" তো তখন দেখা যায় যে at times তারা উল্টা রেগে যায়। যে, "হ্যাঁ এটা কেন হইছে এটা তো এমন না" বা তাদের দোষে তারা যখন রেগে যায় আমার খুব কষ্ট হয়। যে আরে বাবা যে জিনিসটা তোমার নিজের থেকে বুঝা উচিত ছিল সেটা আমি তোমার সাথে communicate করে তোমাকে বুঝাচ্ছি। নিজের রাগ ego না দেখে। এখানে তুমি কেন রাগ করতেসো? তুমি বরং acknowledge করো যে, "হ্যাঁ আমার ভুল হইছে।" মানুষ মাত্রই ভুল ভুল হতেই পারে।
আচ্ছা। হু, হু, হু। হু। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। ২ টার মেশালো। আচ্ছা। হুম। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। Same to me। হ্যাঁ। হ্যাঁ। Batchmate থাকে কেউ classmate থাকে। হু। হুম হ্যাঁ, অবশ্যই। হুম। হুম। আচ্ছা। হুম, হুম, হুম। আচ্ছা। হু। আচ্ছা। আসলে। হু, হুম। এক্সাক্টলি, এক্সাক্টলি। সেটাই। হ্যাঁ।

হুম আমি মনে করি এই ঝগড়া বিবাদটা মিটানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রেসপেক্ট। ১ম ত ২য় ত কমিউনিকেশন আর ৩য় ত হচ্ছে বুঝা। এটাই আসলে আমি বলতে চাচ্ছিলাম। অনেক সময় দেখা যায় যে আমরা ঠান্ডা মাথায় হয়তো কমিউনিকেট করছি। কিন্তু যে মানুষের সাথে কমিউনিকেট করছি সে হয়তো অ্যাটাকড ফিল করছে বা সবকিছু পার্সোনালি নিচ্ছে এবং সে জিনিসটা বুঝার চেষ্টা করে যে তার মাথায় থাকে যে আমি কিভাবে আমার অপিনিয়ন টাকে উপরে উঠাবো। আমার মতটাকে প্রাধান্য দিব। আর এটা কিন্তু ঝগড়া না, এটা কিন্তু কোনো কম্পিটিশন না মানে উনিও
হুম। জি, জি, এক্সাক্টলি। হুম। আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ। হুম। জি। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হুম। এই ক্ষেত্রে মনে হয় একটু সময় দেওয়াটা সময় দেওয়াটা অনেক ইম্পোর্টেন্ট যে আমি ওই মানুষটাকে একটু স্পেস দেই। হুম, হুম, আ আমার ক্ষেত্রেও সেম যে আমি যে মানুষটার সাথে আরকি রাগ করেছি বা যে সে আমার উপর রাগ করেছে। আমি ওই সময়টাতে মানে একটু সময় দেই। তুমি আমার সাথে সময় নিয়ে কমিউনিকেট করো। যেমন আমার বেস্ট ফ্রেন্ড এর সাথে যেই সময়টাতে ঝগড়া লেগেছে। আমি আমার তরফ থেকে এফোর্ট দিয়েছি। তো সে যখন রেসপন্স করছিল না আমি কিন্তু তাকে সময় দিয়েছি যে তুমি তোমার মত সময় নাও। তারপর তুমি আমার সাথে কথা বলো। এ আমি মনে করি এই যে ঝগড়া বিবাদের সময় আসলে সময় দেওয়াটা প্লাস হচ্ছিল চুপ থাকাটা আর হচ্ছিল একে অপরের যেই হ্যাঁ। আন্ডারস্ট্যান্ডিং করা হ্যাঁ, হ্যাঁ। আসলেই, আসলে।
হুম, হ্যাঁ, বিষয়টা খুব বেশি জরুরী, জি, জি। হু, হু। হুম, হুম। জি, জি। হু, হু। এবং বুঝা আর একটা মানুষ যে আমাকে কি বলছে এই জিনিসটা বুঝার মন মানসিকতা খুব বেশি দরকার। এই যে বলে না কম্প্রিহেশন কম্প্রিহেনশন ছাড়া কমিউনিকেশন এর কোন মানেই নাই।
হ্যাঁ, হ্যাঁ। এক্সাক্টলি <chuckles> আসলে কোন মানে নেই। তো এই যে ফ্রেন্ড সার্কেল বলি বা ফ্যামিলি বলি এরকম ভুল বোঝাবুঝির মধ্যে যদি আমরা একটু নিজেকে সময় দিয়ে কথাবার্তাগুলো চিন্তা ভাবনা করে বলি। আমি মনে করি যে অনেক কিছু মানে আমাদের মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে। আমরা আরো সম্পর্কটা ভালো করতে পারি। মানে মেক্সিমাম ক্ষেত্রে এরকম হয় না।
হুম, হুম। হু, হু। একদম ঠিক বলেছেন। জি, জি। আপনার সাথে আসলে গল্প করে ভীষণ ভালো লাগলো। আশা করি ভালো থাকবেন। আবার হয়তো কখনো কথা হবে।
জি। আপনার সাথেও কথা বলে দারুণ ভালো লাগল। অবশ্যই, অবশ্যই। খুব ভালো থাকবেন। অসাধারণ লাগলো আপনার সাথে কথা বলে। ধন্যবাদ, ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ, শুভরাত্রি।